হ্যাঁ, তো দেখা যায় যে আ মানসিক চাপ তো থাকেই। বিভিন্ন কাজের কারণেই আমাদের দেখা যায় যে মানসিক চাপ চলে আসে বা পরিবারের অনেক সমস্যার কারনেই হতে পারে। এটা আসলে উম মানুষ ভিত্তিক এটা এম এ্যা দেখা যায়। যে ভিন্নতা আসে মানসিক চাপের কারণ। তো আ যেটা করা উচিত মা আ সবারই আসলে রুটিন মেনে চলা উচিত। যেটা আমি চেষ্টা করি যে রুটিন মেনে চলার যে বিষয়টা। সেক্ষেত্রে সবকিছুই অনেক নিয়মের মধ্যে হয়। আর যখন সবকিছু নিয়মের মধ্যে হয় না? জীবনটা অনেক সুন্দরভাবে কাটে। হ্যাঁ? যে হয়তোবা ২-১ দিন ব্যাঘাত ঘটতে পারে। কিন্তু আবার সেটাকে আগের নিয়মে নিয়ে আসার যে ব্যাপারটা। আবার এছাড়াও বলা যায় যে কিছু ব্যায়াম আছে। হ্যাঁ? মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যে আমরা যে বিভিন্ন যোগ ব্যায়াম করি। যেগুলো আসলে শরীরের জন্যও ভালো। আবার দেখা যায় যে, স্বাস্থ্যের জন্যও ভালো হয়। তো তারা সেই জিনিসগুলো করতে পারে। যাদের মানসিকভাবে তারা একটু স্ট্রেসফুল থাকে বা আম টেনশনের মধ্যে থাকে। এই জিনিসগুলো অনেক হেল্প করে।
এ হ্যাঁ, হ্যাঁ। উ হু। হুম, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হুম, <tsk> সেটা তো আসলে। বুঝতে পারছি। হুম, যেমন? হ্যাঁ, হ্যাঁ। হুম। মানে এক কথায় মানসিকভাবে যারা একটু চাপের ভেতরে থাকে। তো তাদের ক্ষেত্রে ব্যায়ামের যে ব্যাপারটা। সেটা আসলে আপ চাপটা কমাতে আসলে একটু বা ভালো রকমেরই সহায়তা করে। এটাই তো বোঝাত বোঝাতে চাচ্ছেন, তাই তো?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাজ করে। একদম। জ্বী, জ্বী।
হুম, না আসলে আ ব্যাপারটা ভালো। তবে আ হয় কি? যে আপনার, আপনার, কি মনে হয়? যে আপনার ঘুমের যে আসলে ভালো বা খারাপের যে প্রভাবটা। আসলে কো ঠিক কোন বয়সী মানুষদের ভালো ঘুম হয়? আর কোন বয়সী মানুষদের আর কি ঘুমের যে আ খারাপ ঘুমের যে ব্যাপারটা। সেটা আসলে ঘটে থাকে এক্ষেত্রে?
আ ভালো ঘুম বলতে কি? যে আমি বলব যে আমরা যখন ছোট ছিলাম। তখনই মনে হয় ঘুমটা ভালো হত। যত বড় হই তত টেনশন বাড়ে, তত দেখা যায় যে জীবনে চলার একটা বিষয় থাকে। সেগুলো চলে আসে বা যখন সংসার শুরু হয়, তখন সেই সংসার টাকে কিভাবে সামলাবো? সেগুলো চলে আসে। তো এটা আসলে ডিপেন্ড করে মানুষ ভিত্তিক। কিন্তু ভালো ঘুমের ফলে যে প্রভাবটা পড়ে যেমন মন ভালো থাকে, আ অন্যদের সাথে ভা ভ্যা ব্যবহারটাও ভালো হয়ে যায়। কারণ মন ভালো থাকলে আসলে সবার সাথে কথা বলাও খুব ভালো মত হয়।
আ হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। উম জ্বী। হু, হু। এ হ্যাঁ, হ্যাঁ। না মন ভালো থাকলে তো আসলে আপনার অন্যদের সাথে ব্যবহারের যে ব্যাপারটা আসে। সে সেটা তো আসলে এমনিতেই ভালো হয়ে যায়। কারণ আ আপনি সুন্দরভাবে কথাবার্তা বলতে পারবেন। জ্বী, না আসলে অনেক সুন্দর বললেন যে আ <chuckles> যদিও ১ম দিকে আসলে একটু আ আপনার দুঃখজনক <chuckles> ঘটনাই ছিল। সেটা যে আ ঘুমের কারণের আপনার যে সা দৈনন্দিনের যে একটা খারাপ প্রভাব পড়ে। যেমন আসলে আ অ কাজের ক্ষেত্রে বিশেষ করে। যে আপনার আ সকালে উঠে রান্না করা বা পরিবারের সাথে যে সময় দেওয়ার যে ব্যাপারটা। সেখানে আসলে একটু আ ঘাটতি হয়েই গিয়েছিল। তারপরে আপনার আ যে আ ভালো ঘুমের ক্ষেত্রে আপনি যেমনটা আসলে বললেন। যে একটু পড়াশোনা করা বা হা পায়চারি করার যে ব্যাপারটা। আ নতুনদের ক্ষেত্রে মানে যারা আসলে ঘুমাতে ঠিকমত পারে না। অনেক আ মজা হল কিন্তু আলোচনাটা।
জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। মন ভালো থাকার বিষয়টা অনেকটা। জ্বী জ্বী, এক হুম, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

জি, তো সেক্ষেত্রে দেখা যায় যে পরের কাজগুলোও দেরি করে হচ্ছে। তো কাজগুলো একটু <tsk> এলোমেলো হয়ে যায় যেটা তখন আমি মনে করি যে উম আসলে এই ঘুমটার জন্যই এরকম হয়েছে। তো যেমনটা বলছিলাম, যে আমি আসলে দিনের বেলা ঘুমিয়ে একটু যে শরীরকে রিল্যাক্স করে নিবো, সেটা যেহেতু পারি না তো সেক্ষেত্রে দেখা যায় যে সারাদিনটা আমার খুব কষ্ট হয় নিজেকে সামলাতে। যে মাথা ঝিমঝিম করছে বা ভালো লাগছে না কাজে এনার্জি পাচ্ছি না এই কাজগুলো মানে হয় আমার মধ্যে।
উম জি। হু, হু। আ হ্যাঁ, হ্যাঁ। উম জি। মানে একটু অস্বস্তিকর বোধের যে ব্যাপারটা আছে, সেটা আসলে থেকেই যায় আপনার ক্ষেত্রে। তো আপ এক্ষেত্রে কি আসলে আপনি আ পে যে হালকা ন্যাপ নেওয়া দিনের বেলায় বা এই বিষয়গুলো কি আসলে চেষ্টা করেছেন কোন সময়?
হ্যাঁ, হ্যাঁ। থেকেই যায় একদম। আ আমি চেষ্টা করেছি কিন্তু কেন জানি না আমার কাছে এই যে দিনের যে আলো, সেই, সেই মানে দিনের যে একটা থাকে না? কোলাহল একটা পরিবেশ বা সবাই সুন্দর কাজ করছে বা আলোর মধ্যে, আমার দিনের বেলায় ঘুমটা আসলে হয় না। তো ন্যাপ নিতে চেষ্টা করা বলতে কি? হয়তোবা দেখা যায় যে একটু নিজেকে নিয়ে চুপচাপ বসে থাকা বা একটু শুয়েই থাকা, হয়তোবা ঘুম হচ্ছে না। কিন্তু কিছুক্ষণের জন্য রিল্যাক্স থাকা। কারণ শরির তো আসলে চলে না ওই সময়।
আ হ্যাঁ। উম জি। হুম, হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। মানে একটু আরকি শরীরকে বিশ্রাম দেওয়ার যে ব্যাপার আছে সেটা আসলে আপনি চেষ্টা করেন দিনের ক্ষেত্রে। তো আ আপনার আ এই যে যদি আসলে আপনার ঘুমটা খারাপ হয় তখন যখন আসলে তা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার পরবর্তীতে যে আ কি আসলে আপনার পরিবারের উপরে কি কোন প্রভাব পড়ে সেক্ষেত্রে? মানে আ পরিবার আপনাকে কোন কথা বলে যে না আজকে ঘুম থেকে ওঠায় উঠতে দেরি হয়ে গিয়েছে বা কাজের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে কি আসলে আ কোন প্রকার কথাবার্তা বা আলোচনা হয়?
বিশ্রাম দেওয়া। জি, জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।